না, এটা এটা বেশ চমৎকার বলতেছেন। আসলে কিশোর যারা আছে, তাদের কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু বেশি প্রভাব ফেলতেছে এবং আ না, আ অনেকগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো platform কিন্তু আসলে বাংলাদেশে স মানে ব্যবহৃত হয়। বিশেষ করে Facebook এবং TikTok। এই ২ টা কিন্তু আসলে খুব বেশি ব্যবহার হচ্ছে এবং পাশাপাশি Instagram এবং Whatsapp হচ্ছে যে মোটামুটি যারা একটু দেখা যায় যে নিজেদেরকে একটু আলাদা করে আসলে premium user হিসেবে চিন্তাভাবনা করে তারা আসলে ব্যবহার করে। কিন্তু ব্যা ব্যাপারটা হচ্ছে কি? যে সবগুলোই কিন্তু দেখা যায় একই আসলে purpose serve করতেছে। তাই না? এবং তারা কিন্তু আসলে এ মূল লক্ষ্যটা ছিল আসলে সামাজিক যোগাযোগটা রক্ষা করা এবং সবার মধ্যে একটা community build up করা। আপনার কাছে কি মনে হয় যে এইসব platform গুলো আসলে দিন শেষে community টা আসলে তৈরি করতে আসলে সক্ষমতা লাভ করছে?
নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> একদম, একদম। নিশ্চয়ই। নিশ্চয়ই। নিশ আ দেখুন এটা কিন্তু partial উত্তর দিতে হয় যে কিছু ক্ষেত্রে এটা সক্ষম হচ্ছে এবং কিছু ক্ষেত্রে সক্ষম হচ্ছে না। যেমন ধরুন আ এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে, আ সেটা কিন্তু আসলে আপনার entertainment এবং community buil up বা communication এর জন্য আসলে তৈরি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ entertainment এর যে বিষয়টা আছে, সেটা কিন্তু কিছুটা সুস্থ ধারার entertainment এ হচ্ছে, কিছু অসুস্থ ধারার entertainment হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আ আপনি যেটা ফে গ্রহণ করছেন সেটা আসলে আপনার বিষয় যে আপনি কোনটা নেবেন, সুস্থ ধারারটা নিবেন নাকি অসুস্থ ধারারটা নিবেন। সেই একইভাবে আপনি যেটা বলেছেন যে community buil up এর বিষয়টা। আ সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এখানে আ তারা কিন্তু নিজেরা কিন্তু আ financially কিন্তু স্টেবল হয়েছে বা আর্থিকভাবে কিন্তু তারা কিন্তু নিজেদের অনেক উন্নতি সাধন করতে পেরেছে এই সোশ্যাল মিডিয়া বা আ সামাজিক মাধ্যমের কারণে তারা কিন্তু করতে পারছে বা content creation যেগুলো positive content creation আছে, সেগুলো করতে পারছে বা নিজেদের মধ্যে একটা community buil up করতে পারছে। তো এটা কিন্তু তাদেরকে সামাজিকভাবেও অনেকখানি আসলে সফলতা আসলে এনে দিতে সক্ষম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনি এইখানেই আসলে বলতে পারেন যে এটা positively ইউজ হচ্ছে আবার নেগেটিভ যদি ইউজ করতে বলেন, সেখানে কিন্তু অনেক ধরনের অপরাধ কিন্তু সংঘটিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক, অনেক নেতিবাচক দিকও আছে।
আচ্ছা, আচ্ছা। হু, হু, হু, হু। একদম, একদম। জ্বী, জ্বী, জ্বী। হু, হু, হু, হু, হু। একদম, একদম। হু, হু, হু, হু, হু, হু, হু। হুম, এ ব্যাপারটা চমৎকার। তার মানে এখানে আসলে ইতিবাচক ইতিবাচক এবং নেতিবাচক ২ টা দিকই আছে, তাই না? এবং ইতিবাচক নেতিবাচক দিক যদি কিনা আসলে বিশ্লেষণ করা যায় তাহলে আসলে দেখা যাচ্ছে যে সামান্য ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আসলে ইতিবাচক হচ্ছে অবশ্যই। কিছু ক্ষেত্রে তো নেতিবাচক হচ্ছে। কিন্তু আ নেতিবাচক দিকটা মনে হয় সবচাইতে বেশি impact ফেলতেছে কিশোরদের মধ্যে বা যারা কিনা আসলে নতুন প্রজন্ম তাদের ক্ষেত্রে। তো তাদেরকে আসলে কি মনে হয় যে কিসের মাধ্যমে আসলে সামাজিক মিডিয়াগুলো আসলে প্রভাবিত করতেছে? আ অনেকে কিন্তু দেখা যায় যে একটু আম famousity বা বিখ্যাত হওয়ার লোভে কিন্তু আসলে দেখা যায় যে সামাজিক মিডিয়াতে অনেক রকমের কাজ করে থাকে। যেগুলো কিনা আসলে দেখা যায় যে সমালোচনায় তাকে নিয়ে আসে। আর এখন মনে হয় ব্যাপারটা অনেকটা এরকম যে সমালোচনা হচ্ছে আলোচনার মুখ্য বিষয়বস্তু হওয়ার একটা প্রধান মাধ্যম। তো আপনার কাছে কি মনে হয় যে এইযে সমালোচিত হওয়ার যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটার মাধ্যমে আসলে মানসিক যে একটা বিকাশ বা সৃষ্টিশীলতার যে একটা সম্ভাবনা ছিল তরুণ প্রজন্মের, সেটা আসলে কোনভাবে নষ্ট হয়ে যাচ্ছে?
নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়ই। বেশ। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়, নিশ্চয়। হ্যাঁ। নিশ্চয়, নিশ্চয়ই। নিশ্চয়। <chuckles> একদম, একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

আচ্ছা সামাজিক মিডিয়া গুলো আসলে আম মানসিকতায় আসলে আপনার কেমন প্রভাব ফেলে? মানে এ ব্যাপারে কি কখনো কোনো অভিজ্ঞতা আছে আপনার?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। দেখুন এখনকার যেই সময়টা এসেছে, এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি dependent হয়ে গিয়েছি। বা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো আছে, সেই যোগাযোগ মাধ্যম গুলোতে কিন্তু আমাদের দিনের একটা লম্বা অংশ বা বড় অংশ কিন্তু আসলে অতিবাহিত করছি। তো আ যেহেতু এখানে এত বড় সময় অতিবাহিত করছি, আ সেহেতু কিন্তু এইখানের অ্যা যেই পরিস্থিতি বা পরিবেশ আছে সো সোশ্যাল মিডিয়া তে যেই পরিস্থিতি আছে, সেটা কিন্তু আমাদের মানসিকতায় নিশ্চিতভাবে প্রভাব ফেলে। এবং ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করি সেক্ষেত্রে বলতে হয় যে আমার একটা ছোট ভাই। আ সে হচ্ছে আপনার খুব বেশি আ সোশ্যাল মিডিয়া তে আসলে আ নিজেকে নিমজ্জিত করে রাখত। তো সেখানে তার যেই অ্যাকাউন্ট আছে সেইখানে অনেক বেশি TikTok আসতো। তো এইগুলা দেখে কিন্তু সে অনেক বেশি influence হয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু সে TikTok করতে কিন্তু আসলে আ এন অনুপ্রাণিত হয়ে গিয়েছিল। তো এই বিষয়টা কিন্তু, এই বিষয়টা কিন্তু আসলে আ আমরা তখন আ দেখেছিলাম এবং এটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি দুশ্চিন্তায় ছিলাম।
হু, হু। উহু, হু, হু। একদম। হু, হু। জি, জি, জি। ও! সর্বনাশ! <chuckles> সর্বনাশ! আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। না সেটা এটা আসলেই দুশ্চিন্তার মত বিষয়। একটা ছেলে হঠাৎ করে TikTok করতেছে এবং অ্যা করতেছিল কী সে? নাচানাচি? নাকি হচ্ছে যে অভিনয়? কোনটা? মানে অনেক TikTok এ তো অনেক রকমের content আছে। হ্যাঁ।
নিশ্চয়ই। হ্যাঁ। ভাই অনেক ধরনের content আছে। TikTok অবশ্যই একটা ভালো প্লাটফর্ম যদি এটাকে আপনি positively ইউস করতে পারেন বা এখানে যদি আপনার যে talent আছে সেইগুলো দেখাতে পারেন বা ভালো অভিনয় করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে TikTok কে আসলে appreciate করা যেতেই পারে। কিন্তু আ তার যেই content গুলো ছিল সেইগুলো আসলে আমরা আগাও বুঝতাম না, গুঁড়াও বুঝতাম না বা মাথাও বুঝতাম না, লেজও বুঝতাম না। মানে এমন content ছিল যেগুলা আসলে আ ধরা বা বোঝার বাহিরে ছিল আমাদের। তো এইজন্য আসলে সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত ছিলাম।
অবশ্যই, অবশ্যই। উহু। উহু, হু, হু, হু, হু, হু। অবশ্যই। <laughs> আচ্ছা ওই আ আং আঙ্গুল দিয়ে গুলি করে দেওয়ার কোনো ব্যাও মানে ব্যা ভিডিও ছিলো? <laughs>
<giggles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই হ্যাঁ, এই যে এইরকম, এইরকম ছিলো ভাই এরকম ছিল। এবং এই যে এই জন্যেই কিন্তু তাকে নিয়ে আমরা দুঃশ্চিন্তায় ছিলাম এবং বুঝতে পেরেছি যে এটা কিন্তু যে মানসিক অবস্থা আছে তার যে মানসিকতা আছে, সেইখানে খুবই আ গুরুত্বপূর্ণ বা অনেক বেশি প্রভাব ফেলছে। তো সেক্ষেত্রে আসলে
অ্যা আচ্ছা, আচ্ছা বোঝা যাচ্ছে। <chuckles> হু, হু, হু। না এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। হয় কি যে অ্যাম যতটুকু আ আম স আ চায়না বা জাপানে, হুম? সেখানে হচ্ছে যে TikTok এ কিন্তু আসলে একটা নি নিয়ম আছে যে অ্যা আপনি এরকম গুলি করার ভিডিও মানে ওয়া মানে আঙ্গুল দিয়ে গুলি করার ভিডিও, তারপরে কার্টুন টাইপস এর ভিডিও এগুলো আসলে দিতে পারবেন না। সেখানে হচ্ছে যে যেখানে হচ্ছে আপনি শিক্ষামূলক যে ব্যা ওখান থেকে TikTok টা ব্যবহার করা হয়, ধরেন কেউ আসলে কোন একটা DIY শিখলো, হুম? বা কেউ একজন হয়তোবা দেখা যাচ্ছে যে ওখানে থেকে তারা আসলে নতুন কিছু মানে, মানে creative যেসব ব্যাপারগুলা। ওগুলা কিন্তু দেখা যায় যে অ্যা সাজেশন লিস্ট এ কিন্তু চলে আসে। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। কিন্তু আপনার কাছে কি মনে হয়, যে এই ব্যাপারটা আসলে নতুন প্রজন্মকে অনেক বেশি আসলে অসুস্থতার দিকে আসলে ঠেলে দিচ্ছে?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই।